আমার তো এখনো বেশ ভালো লাগে। মানে পাতলা খিচুড়ি আমার সবজি মিক্স যেইটা ঐটা ভাল লাগে আরকি। মানে কিছু সবজি দেয়া থাকবে একদম পাতলা করার ফলে চালটা খানিকটা গলে, গলে আ ইয়া হবে মানে সুপটা গাঢ় হবে একটু। <chuckles>
আ জি। হুম, হুম, হুম। <smacks lips> জি আমি তো দেখছি একদম আপনার এবং আমার খাবার টেস্ট হুবহু মিলে যাচ্ছে এবং উম সবজি দেয়াটা
আসলে আমরা এক সংস্কৃতির মানুষ তো। <chuckles>
জি সেটাই সবজি দেয়াটা এবং আ আমার কাছে সবচাইতে ভালো লাগে আ শীতের সময়। দেখবেন তখন ফুলকপি, গাজর, আ মিষ্টি কুমড়া মানে এই ধরনের সকল সবজি কিন্তু পাওয়া যায়। তখন হয় কি যে আমি মাকে বলি বেশি করে তুমি একটু ফুলকপি দিবা আ বেশি করে একটু গাজর দিবা এবং নতুন আলু দিলে সেটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে।
হুম, হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। <chuckles> আরও স্বাদ হয় হুম, হুম এটা করতো আসলে মানে শীতের দিনে সকালের বা রাতের খাবারটা না এরকম করে রান্না করা হত। মানে ওই টাইমটা শীতটা বেশি থাকতো, গাঢ় থাকত আর এরকম যখন গরম গরম দিত বেশ মজা লাগতো।
জি। হুম। হুম। <smacks lips> আ জি। হুম এবং আমাদের এখানে কিন্তু আসলে এই আ শীতের সময়, মানে শীতের সময় তো দেখুন আ সবজি প্রচুর পরিমাণ আসলে কম মূল্যে পাওয়া যায়। তো অনেকে আসলে আমাদের আম
হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। অনেক সবজিও পাওয়াও যায় আসলে।
জি তো আমাদের এখানে যেটা হয়, যে উম গ্রামে তো ঐখানে আসলে বিভিন্ন রকমের যে কীর্তন দেয়ার তিননাথের মেলা, কিনবা বিভিন্ন পুজো হয় আমাদের এখানে। তো ঐটা দেখবেন মেক্সিমামটা আসলে শীত কালকে কেন্দ্র করেই করা হয় কারণ তখন আসলে উম <smacks lips> অনেক ফ্যান লাগাতে হয় না কিংবা উম <smacks lips> এই যে এরকম ঝড় আসার সম্ভাবনা থাকে না এবং শীতের
হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ। হুম, হুম, হুম। মানে পরিবেশটা আসলে অনেক বেশি মানে ইয়া থাকে কমফোর্টেবল থাকে এই অনুষ্ঠানগুলো আয়োজন করার জন্য।
হুম, হুম ঠিক। তো তখন এই যে এই খিচুড়ির কিন্তু একটা প্রচলন আছে।
হ্যাঁ, আমি আসলে দেখেছি, ছোটবেলায় আমি গিয়েছি এসবে। হুম, হুম, হুম।
হুম। <smacks lips> তো আপনার কাছে আসলে হ্যাঁ সেই ছোটবেলার <chuckles> যেহেতু আসলে আপনারা আমার এবং আ এটা মিল রয়েছে। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আপনি তখন কিভাবে উপভোগ করতেন সেই দিনগুলোকে?
আমি ছোটবেলায় যখন গিয়েছিলাম হুম। আচ্ছা, আচ্ছা।